উম না, আসলে ভালো কথা বলছেন, যে, প্রত্যেকটা অ্যাপের ক্ষেত্রেই কিন্তু ভিতরে গিয়ে দেখা যায় যে, আসলে মানে এটাকে চাইলে, যেকোন মুহূর্তের জন্য বন্ধ রাখা যায়, আবার অন করা যায়। এটা একটা ভালো কথা বলেছেন। আর এমনিতে আ মানে, আপনার পরিবারের যে, মানুষজন আছে, আ তার মানে, আচ্ছা পরিবারের কথায় পরে আসি, আগে একটা জিনিস জিজ্ঞেস করি যে, আপনার এই যে, নোটিফিকেশন আপনি কন্ট্রোল করলেন, সেটাকে মানে, কম ব্যবহার করেন বা আপনি বিভিন্ন ক্ষেত্রে জিনিসটাকে দেখা গেছে যে, কন্ট্রোল করে ব্যবহার করেন। এর ফলে, আপনার জীবনে <coughs> সামগ্রিকভাবে, কি পরিবর্তনটা আপনি লক্ষ্য করছেন?
আসলে দেখবেন, যখন আপনি এরকম ফোন বা আ নোটিফিকেশন নিয়ন্ত্রণ রেখে আ রাখবেন, তখন কিন্তু আপনার জীবনটা কিন্তু পাল্টে যাবে। তো, আমার জীবনেও কিন্তু এরকম ঘটেছে। যেরকম, আগে কিন্তু সকালে ঘুম থেকে উঠে, আমি ফোন ব্যবহার করতাম। সোশ্যাল মিডিয়া দেখতাম। তো, সেখানে কিন্তু জি, জি। তো সে সময় কি হতো যে
হ্যাঁ, হ্যাঁ। মানে, শুরুতেই একদম দেখা গেছে যে, মানে FaceBook টা দেখি, এটা অনেকের ক্ষেত্রেই হয় আসলে হ্যাঁ, হ্যাঁ, বলুন।
জি। তো এর ক্ষেত্রে হয় কি যে, সকাল বেলায় কিন্তু আপনার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো, এখন কিন্তু আমি সেটা না করার কারণে কিন্তু, সকালে কিন্তু হাঁটতে বেরোই। তো, এই হাটতে বেরোইলে হয় কি, আমার নামাজও পড়া হচ্ছে, তার সাথে, সাথে কিন্তু শরীর চর্চা হচ্ছে। তো, ২ ই দিক থেকে কিন্তু, আমি লাভবান হয়ে যাচ্ছি জি, জি, জি, জি। তো, আমি এরকম ক্যা আরো অনেক কিছু কিন্তু ঘটেছে। তো, যে, কারণে আমি মনে করি যে, ফোন বা নোটিফিকেশন কিন্তু নিয়ন্ত্রণ রাখা খুবই গুরুত্বপূর্ণ।
হু, হুম। হু, হুম। এক ঢিলে ২ পাখি মারা হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ।